একটা বিষয় নিয়ে একদম বেশ কিছুদিন ধরে একটা আ মানসিক চাপ যাচ্ছে আসলে সমস্যাটা যদিও আমার নিজের না কিন্তু এটা সমস্যাটা আসলে আমার পরিবারের একজনের। এই পরিবারের একজনের যেহেতু সম সমস্যা এবং সে আমার খুবই কাছের তো তার এই সমস্যাটা না আমাকেও খুব মানসিক একটা কষ্ট দিচ্ছে এবং আমি বুঝতে পারছি না তাকে আসলে কীভাবে আমি হেল্প করলে তার আসলে তারও কষ্টগুলো চলে যেতো। মানে সে এত বেশি চিন্তার মধ্যে আছে, এতো বেশি আ মানে বেশ কিছু বিভ্রান্তিকর কাজকর্মও করে ফেলেছে। তো এই বিভ্রান্তি কাও কর কাজকর্ম করে ফেলার জন্য না আমার আসলে আরো তার জন্য এখন এ দুশ্চিন্তাও হচ্ছে আবার খারাপও লাগছে। মানে সব মিলিয়ে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া। আর যার কথা বলছি তারও তো আসলে আ মন-মানসিকতা ভালো নেই এবং সেও ব্যা বিষয়টা নিয়ে খুব আত্মবিশ্বাসহীনতায় আরকি ভুগছে। তো আমি না আসলে বুঝতে পারছিলাম না এই কথাগুলো কোথায় শেয়ার করা যায়? আমি আসলে খুবই একটা খারাপ সময় পার করছি বলতে পারেন।
আচ্ছা। হুম। হুম। আপনার কথা শুনে বেশ খারাপই লাগলো যে উম আপনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা আম আসলেই ভীষণ উদ্বেগজনক। এবং আপনি আপনার পরিবারের কোন কাছের মানুষকে নিয়ে ভিড় ভিড় ভীষণ রকমের উদ্বিগ্ন হয়ে আছেন সেটাও বেশ বোঝাই যাচ্ছে। আ কিন্তু অ্যা ব্যাপারটা আমার কাছে এখনো তেমন একটা পরিষ্কার নয়। মানে ঠিক কাকে নিয়ে যদি বলা সম্ভব হয় আপনি আমাকে জানাতে পারেন অথবা সমস্যাটা আসলে ঠিক কী? মানে কি পরিস্থিতিতে আসলে আপনার এত বেশি মানসিক চাপের মধ্যে আপনি আছেন যদি ব্যাপারটা আরেকটু আ খোলামেলাভাবে বলতেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো এবং আমরা দুজনে মিলে আলোচনা করে একটা হয়তোবা সমাধানের পথ খুঁজে পেতাম।
জি। হুম, হুম। হুম, হুম। জি, আসলে আমিও একটা সমাধান খুঁজছি এবং মনে হচ্ছে যে কারো সাথে কথা বললে হয়তো একটা সমাধানে আসা যেতে পারে। সমস্যাটা হচ্ছে আমার আ নিজের ছোট বোনকে নিয়ে। আমার একটাই বোন এবং আমরা হচ্ছি দুই বোন। আমি বড় আর ও ছোট। তো ছোট বোন যেহেতু বাড়িতে ছোট তো সবার; অ্যা সবারই সে বেশ আদরের এবং আ মানে সবাই ওর ওর ব্যাপারে সবাই অনেক বেশি কনসার্ন। তো ওর ব্যাপারটা কি; ও হচ্ছে গিয়ে ছোটবেলা থেকেই খুব শুকনা। মানে ওর স্বাস্থ্য অনেক কম। তো এইটা নিয়ে ও অনেক বেশি আ মানে সবসময় খারাপ লাগার মধ্যে ভোগে। থাকে না মানুষের কে কারো, কারো স্থূলকায় হওয়ার জন্য আ মানে মন খারাপ থাকে আর কা ওর হচ্ছে শুকনা হওয়ার জন্য মন খারাপ। তো এই মন খারাপের বিষয়ে আসলে আরো অনেক কারণও আছে। ওর যখন স্কুল-কলেজে ছিল ওই সময়টায় দেখা যেত যে ওর ক্লাসমেটসরা ওকে অনেকভাবে আজেবাজে কথা বলতো ও শুকনা দেখে, বেশি শুকনা দেখে। তো এইটা নিয়ে কথা বলতো। এইজন্য আসলে এইগুলো থেকে ও ওর আসলে সমস্যাগুলো তৈরি হয়। ওগুলোই ওকে আসলে মূলত স মানে ট্রিগার করতে থাকে। এবং আ ও আসলে এই সমস্ত কথাগুলো শুনে নানান রকম ভুল সিদ্ধান্ত নেয়। যেমন ভুল সিদ্ধান্তের মধ্যে একটা আমি আপনার সাথে শেয়ার করি। সেটা হলো আম একবার সে মানে এইটা সে লুকিয়ে, লুকিয়ে করেছিল। আ মানে কলেজে পড়ার সময় সে হচ্ছে গিয়ে আ এক ধরনের এক ধরনের কোনো একটা আ ঔষুধ জাতীয় কোন একটা ড্রিংক মানে সাপ্লিমেন্ট টাইপ এর কিছু একটা হবে, সে এটা কিনে নিয়ে এসছে। অনলাইন থেকে, কোথাও থেকে দেখেছে যে এইটা খেলে ওজন বাড়বে এরকম কিছু একটা। তারপরে সে ওই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আসলেই ভয়াবহ। আ তারপরে সে ওই জিনিসটা সে কিনে নিয়ে আসে। কিনে নিয়ে এসে তারপরে সে মানে তার অ্যা তার রুমে লুকিয়ে রেখে এটা হচ্ছে গিয়ে সে কিছুটা খেয়েছে। হয়তো খেতে বা ভালো লাগেনি বা কোন সমস্যা হয়েছে। ওইজন্য পুরাটা খায়ও নি। কিন্তু কিছুটা যে খেয়েছে এবং ওই জিনিসটা যে সে এত টাকা দিয়ে কিনেছে তখন তো আসলে আরো ছোট কলেজে পড়ার সময়। অ্যা সেই সময়টায় হচ্ছে ব্যা ওর হাতে টাকা-পয়সাও তেমন থাকত না। যেইটুকু হয়তো জমানোর ছিল, সেইটা দিয়েই সে ওই জিনিসটা কিনেছিলো। তো এই জিনিসটা দেখে না আসলে আমাদের খুব খারাপ লাগে। আমার আমার মা, আমরা দুজন আসলে অনেক চিন্তা করি যে ওকে আসলে কীভাবে বুঝানো যায় যে, আ ফিট থাকাটা মানে অ্যা শারীরিকভাবে সুস্থ থাক থাকাটা হচ্ছে প্রধান বিষয়। মোটা-শুকনা হওয়াটা আ হচ্ছে গিয়ে এত ব্যা এত বড়ো কনসার্ন হওয়া উচিত না। অ্যা যতক্ষণ পর্যন্ত ও হেলদি আছে, কাজকর্ম করতে পারছে, এটাই হচ্ছে বা মুখ্য বিষয়। এই বিষয়টা নিয়েই না আসলে একটা আ বুঝতে পারছি না যে এই ফিটনেসের ব্যাপারে ওকে কীভাবে সাহায্য করা যায়। আর ও যে বিভ্রান্তিতে পড়ে এই ধরনের আ জিনিসপত্র করে ফেলেছে মানে বললাম যে সাপ্লিমেন্ট এক ধরনের সে খেয়ে ফেলেছে। সেইগুলো থেকে আসলে ওকে কীভাবে সচেতন করা যায়? এটাই আসলে আমি জানতে চাচ্ছিলাম।
একদম। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা। হুম। সেটা কি? হুম। ও ভয়াবহ ব্যাপার! <chuckles> হুম। হুম। সবচেয়ে জরুরি। হুম। হুম। হুম। আপনার কথা শুনে আসলেই এমন একটা ভয়াবহ পরিস্থিতির কথা আপনি বললেন। ভীষণ রকমের উদ্বিগ্নতা বোঝাই যাচ্ছে আপনাদের মধ্যে চলছে। কারণ আ আপনার বোন যে আ নিজের শারীরিক অ্যা যে একটা সমস্যার জন্য কাউকে না জানিয়ে এমন একটা বড় পদক্ষেপ নিয়ে ফেলল, এটা আসলেই বেশ ভীষণ একটা ভয়াবহ decision ছিল বলতেই হয়। কিন্তু আ এতে অ তার যে আ মানে বললেন যে সে একটু আ স্বাভাবিকের চেয়ে হয়তোবা একটু ভীষণ রোগা। তো এই ব্যাপারটা কি কোনো শারীরিক অসুস্থতার জন্য? কখনো কি কোনো ডাক্তারের কাছে গিয়ে এ এই ব্যাপারে কখনো চিকিৎসা নেয়া বা কোনো কিছু consult করা কি হয়েছে? অ্যা বা ডাক্তা যদি করা হয়ে থাকে ডাক এ মানে কী বলেছে? যদি আরেকটু পরিষ্কার করে বল
জি। একদমই। হু, হু। হু, হু। আসলে ব্যাপারটা কী? ওর যখন আদ আ ২.৫, ৩ বছর বয়স, ওই সময়ে হচ্ছে ওর ২ বার পরপর টাইফয়েড হয়। তার আগে ও বেশ অ্যা স্বাস্থ্যবানই ছিল। পরপর ওর অ্যা ১ মাস প্রথমে একবার টাইফয়েড হলো, পরের মাসে আবার টাইফয়েডটা ঘুরে আসে। তখন থেকেই ও হচ্ছে গিয়ে ওর ও স্বাস্থ্যটা হারায়। ওর ও যে আগে একটু মোটা-সোটা বাচ্চা ছিল। সেখান থেকে ও শুকার শুকনা-পাতলা হয়ে যায়। আর অ্যা এটা একটা কারণ শুকিয়ে যাওয়ার। আর ২য় কারণটা হচ্ছে এটা কিছুটা আমার মা-খালাদের genetic এও আছে যে এ ওরা হচ্ছে গিয়ে এরকম বিয়ের আগে এরকম শুকনা-টুকনাই থাকে। তারপরে আস্তে, আস্তে একটা সময়ে আ আসলে মানে স্বাস্থ্যটা আস্তে, আস্তে একটু আ পরিবর্তন হয় বা একটু ভালোর দিকে যায়। তো এটা না আসলে ও কিন্তু বাকিদের, আমাদের family তে অন্য মে মেয়েরা যারা হচ্ছে মা খালাদের side এর। ওদেরকে কিন্তু দেখেছে যে ওরা কিন্তু একটু এরকমই মানে শুকনাই। কিন্তু তারপরে আস্তে, আস্তে পরবর্তীতে স্বাস্থ্যটা improve করেছে। এখন কিন্তু দেখতে মোটামুটি কেউই আর রোগা-পাতলা না। তো এইটা এইগুলো না ওকে আমরা বুঝানোর চেষ্টা করেছি। যে এ "দেখো তোমারও আ তুমিও একসময় এরকম হয়ে যাবা। So নিজেকে নিয়ে এত খারাপ বোধ করার কিছু নাই।" অ্যা ও হচ্ছে দেখা যায় কোনো একটা dress কিনতে গেলে ও সেটা নিয়ে অনেক ঘোরাঘুরি করে। ও চিন্তা করে যে ওর গলার হাড়গুলো দেখা যাবে, আ ওকে অনেক শুকনা লাগবে, এই dress টা পড়লে ওকে শুকনা লাগবে। মানে অ্যা একেকজনের একেক রকম concern। যারা আসলে একটু স্বাস্থ্য বেশি, ওরা এক ধরনের concern এ ভোগে। অ্যা যে মোটা, কীভাবে একটু পাতলা দেখানো যাবে। আর ও হচ্ছে গিয়ে কীভাবে ওকে একটু ভরাট লাগবে, সেই বিষয়টা নিয়ে ও হচ্ছে concern হয়ে থাকে। তো সবকিছুতেই না, ওকে নিয়ে একটা বেশ ঝামেলার মধ্যে আমরা। কারণ আ এই যে পোশাক কি কিনতে যাওয়া, ক মানুষের মন্তব্য, আ এইগুলার সাথে মানে সে deal করতে না পারা, এগুলো নিয়ে না ও একটা সা মানে সমস্যার মধ্যে যাচ্ছে, আর আমরাও ওর ওর সমস্যা দেখে আমরাও আসলে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এজন্যই আসলে আমি অ্যা আসলে চিন্তা করছিলাম যে ওর যদি জন্য ওর জন্য যদি একটা fitness goal ঠিক করা যায় যে যেভাবে চললে ও একটু ফু ভালো fit হতে পারবে, সেটাও আসলে একটু ভাবছিলাম। আর আরেকটা সমস্যা তো আছেই। সে একটু খাওয়া-দাওয়াও বেশ কমই করে। অ্যা মানে খাওয়া-দাওয়াটা উম মানে অ্যা সাধারণ নার যেই ওর বয়সী একটা মানুষের যতটুকু খাওয়া দরকার, সেই পরিমাণে সে খাওয়া-দাওয়া করে না। এবং খাওয়া-দাওয়াতেও তার প্রচণ্ড অনীহা। এটাও শুকনা হওয়ার একটা কারণ বলতে পারি। কিন্তু অ্যা genetic টাই আমার কাছে মনে হয় যে genetically এই জিনিসটা ওর মধ্যে বেশি এসছে। এটাই আসলে আমি বুঝতে পারছিলাম না যে কী করা যায়?
হুম। ওহো! হু, হু। ও। হুম। হুম। হুম। হু, হু। যেমন? মূল কারণ হতে পা হুম। হুম, আপনার কথাগুলো যখন শুনছিলাম আমার কাছে আ বেশ কিছু জিনিসই আমার মাথায় ট্রিগার করল। প্রথমত খুব ভালো লাগলো যে আপনি আপনার বোনকে নিয়ে এতটা কনসার্ন। মানে একজন বড় বোন হিসেবে সেটা আসলে খুবই প্রয়োজনীয় এবং আপনার বোনের দিকটাও যদি বিবেচনা করা হয়, সেও কিন্তু তার নিজের স্বাস্থ্য সমস্যাটা নিয়েও বেশ কনসার্ন এবং এটা খুব স্বাভাবিক। যেহেতু আ ভ যথাসম্ভব ওর আ কথা শুনে যতটুকু মনে হল, সে হয়তোবা টিনেজ বয়সটা পার করে এসেছে, এরকম তার বয়স হতে পারে। তো বয়সী মেয়েদের একটু হয়তো বা এই ধরনের কনসার্নটা থাকতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। আ তো আপনার ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন প্রথমত। তার যদি কোন বিশেষজ্ঞ কারোর সাথে পুষ্টিবিদ কারো সাথে যদি একটু কথা বলে, তার জন্য যদি একটা ডায়েট প্ল্যান করতে পারেন। এখন কিন্তু খুব ভালো, ভালো আ ডায়েট প্ল্যান পুষ্টিবিদরা দেয় যেমন ধরুন যে আ সকাল, বিকাল, রাতে কী ধরনের খাবার তার মেনুতে রাখলে অ্যা তার আ মানে ওজনটা একটু বাড়বে? আরেকটা জিনিস হচ্ছে সবসময় আপনিও আপনারা নিশ্চয়ই ওটা জানেন। যে এ সবসময় যে একদম খুব আ মোটাসোটা হলে অ্যা সে খুব স্বাস্থ্যবান হবে তা তো না, মোটকথা সুস্থ থাকার ব্যাপারটা। তার উর্ধ তার হাইট অনুযায়ী যদি তার ওজনটা ঠিক থাকে, আ তাহলে কিন্তু এটা, এটা বেটার মানে এর চেয়ে বেশি তো আসলে ওয়েটের দরকার নেই। তো আ আর আপনারা আমার কাছে ১ম যেটা মনে হয় অন্য কোন দিকে না গিয়ে কোন একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের কাছ থেকে যদি একটা ডায়েট প্ল্যান বের করতে পারেন এবং তার হাইট, ওয়েটের যে আ ভারসাম্যটা, সেটা যদি ঠিক আছে কী না? সেটা যদি একটু জেনে নিতে পারেন। তাহলে আর কোন আসলে সন্দেহই থাকল না এবং আ যদি দেখেন যে হাইট, ওয়েটে আম ভারসাম্যটা ঠিক আছে। তার মানে সে একেবারে পারফেক্টলি হেলথি একটা মা। সেক্ষেত্রে তার এখন যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন, তাকে মোটিভেশন দিতে পারেন। যে তুমি এখন যেমন আছো তেমনই তুমি সুন্দর এবং নিজেকে ওর যেন নিজে ভালোবাসতে পারে। সেক্ষেত্রে আপনারা তাকে একটা মোটিভেশন দিতে পারেন এবং আ নানান রকমের আ যে ইয়েগুলো থাকে না? মোটিভেশনাল স্পিকার থাকে কিন্তু এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আ কথা বলে। এই ধরনের পডকাস্ট গুলো তাকে দেখতে কিন্তু উৎসাহিত করতে পারেন। কারণ আ জীবনে সুন্দর হওয়া বা সুস্বাস্থ্য হওয়াটাই আ যে খুব জরুরী বা মানে হ্যাঁ। মানে অ্যাট্রাকটিভ হতে হবে এমন কোন কিন্তু ব্যাপার নেই। যদি সে সুস্থ থাকে, যদি সে মনে করে যে তার যে শারীরিক সব ব্যাপ মানে ইয়েটা আছে আ ফিটনেসটা আছে বা শারীরিক যে এখন কাঠামোটা আছে সেটাতে যদি সে যথেষ্ট রকম কমফোর্ট ফিল করে তাতেই হচ্ছে সবথেকে বেশি ভালো। যাতে কাকে কোন কাপড়ে বানাচ্ছে বা তাকে কতটুক অ্যাট্রাকটিভ লাগছে, সেটার কিন্তু কোন প্রয়োজন নেই। তো আপনাদে আপনারা যদি আপনারা যারা বড়রা আছেন তাকে যদি ওভাবে করে মোটিভেট করতে পারেন তাহলে দেখবেন যে সে অনেকটুকুই যে এক ধরনের একটা বিভ্রান্তিতে ভুগছে, সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। এবং পাশাপাশি খাওয়া, ঘুম এটা রুটিনের যদি এটার যদি একটা রুটিন করে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে উম <smacks lips> এটার জন্য কিন্তু অনেক সময় শারীরিক যে একটা আ মনে সমস্যা সেটা হতে পারে এবং অবশ্যই তাকে এটা বোঝাবেন যেহেতু আপনাদের একটা জেনেটিক একটা প্রবলেম আছে আপনারা বললেনই। মানে ১ম, ১ম এ একটু রোগাই থাকে কম বয়সে আস্তে, আস্তে তারা আবার ঠিক হয়। তো এই ব্যাপারটাও যদি তাকে একটু বোঝানো যায় তাহলে হয়তোবা আপনার বোন কিছুটা হলেও এই বিভ্রান্তি থেকে বের হতে পারে। তো এভাবে কী কখনো করা হয়েছে বা এভাবে কী করা যায় বলে মনে হয়?
জি। জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম, জি। মূল বিষয় না, জি, আচ্ছা। বুঝতে পেরেছি। আ আসলে পুষ্টিবিদের ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো, পুষ্টিবিদের কাছে আসলে কখনো কনসাল্ট করা হয়নি। তো এই বিষয়টা আসলে ভেবে দেখব আর আ আমরা ওকে হ্যাঁ, আপনি যেটা বললেন। যে ওকে একটু মোটিভেট করা যে আ আ মানে শু স্বাস্থ্য সুস্বাস্থ্যই ভালো মানে ওজনের সাথে ওর যদি হাইটের সাথে ওজনটা ঠিক থাকে সেটাই হচ্ছে মূল বিষয়। আসলে ওকে একটু এই জিনিসগুলোও বোঝানো দরকার, আপনি আসলে খুব ভালো কিছু পরামর্শ দিলেন। আমার মনে হচ্ছে এগুলো যদি ওকে বুঝাতে পারি সেটা বেশ কাজে লাগবে হয়তো, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
আচ্ছা। <smacks lips> একদম। হুম, আমার কাছে খুব ভালো লাগছে, যে আপনাকে একটু ভীষণ রকমের আ হতাশা মুক্ত মনে হচ্ছে এখন। তো আমি যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি। আমিও কৃতজ্ঞ থাকব আপনার এবং আপনার বোনের জন্য শু